হ্যাঁ, নিশ্চয়ই এটি এবং অত্যন্ত ইন্টারেস্টিং ও জীবনটাকে কিন্তু বেশ ভালোমতো উপভোগ করা যায়। হু, নিশ্চয়ই আ জীবনে যে অনেকগুলো ছন্দ রয়েছে বা অনেক সৌন্দর্য রয়েছে সেগুলো কিন্তু প্রকৃতিতে যখন আমরা যাই তখন কিন্তু লাইফ এর সঙ্গে আমরা কানেক্ট করতে পারি নিজেকে এবং স্বাভাবিকভাবে কিন্তু ভালো লাগে তাই না?
জ্বী। হুম। জ্বী। উ হুম। জ্বী। হুঁ, তো আপনার কী খবর? আপনি কি ভাবছেন ভবিষ্যৎ নিয়ে?
আ ও হ্যাঁ, আসলে আমার ভাবনাটা কিছুটা আপনার সঙ্গে মিল আছে। এই যে আপনি বলছেন যে আ আপনি টুরিজম নিয়ে লেখাপড়া করছেন। আমার কিন্তু এই জায়গাটাতে অনেক বেশ কিন্তু আগ্রহী হ্যাঁ? আগ্রহ আছে আমার। আমার বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। তো এ্যা যখনই সুযোগ পাই বা যখনই একটু কাজের চাপে একটু হাঁপিয়ে উঠি তখনই কিন্তু আ বেরিয়ে পড়ি আমি বন্ধুদের সাথে বা পরিবারের কোন স্বজনের সাথে আবার এমনও হয়েছে যে একাই বেরিয়ে পড়েছি। তো আ প্রতিবার এ্যা যখন যাই আমি কোথাও হয়তো কোন দূরে পাহাড়ে বা ঝরণা দেখতে বা সমুদ্রে, হ্যাঁ? বা সুন্দরবনে গিয়েছি বা এরকম আরো অনেক জায়গায় যাওয়া হয়েছে আমার দেশের বাইরেও গিয়েছি। তো যাই হোক সেখানে যাওয়ার পরে একটি বিষয় আমার কাছে বেশ ভালো লেগেছে যে এ্যা যারা ওই যে টুরিস্ট গাইড রয়েছে না আমাদেরকে বিভিন্ন আ গন্তব্যে নিয়ে যান তারা পাহাড়ে বা সমুদ্রে বা দূরের কোনো একটা ঝরণা দেখাতে যেটি আমরা আ একাকী যেতে হয়তো পারতাম না। তিনি এ্যা সহজেই সেটি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান। তো এই যে গাইড এর বা টুরিস্ট গাইড এর যে জব টি এটি কি আমার কাছে বেশ চমৎকার আকর্ষণীয় মনে হয়। আমার আ আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উ
হুম, হুম। জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জী। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। জ্বী। হুম। উ জি। জ্বী। ঠিক। জ্বী। জ্বি, আসলেই এটা খুব চমৎকার একটা জব। কারণ আ মানে আমার কাছে চমৎকার মনে হয় কেন জানেন? যে এক তো আমি আমার নিজের ইচ্ছা পূরণ করতে পারছি। আমি নিজে ঘুরে বেড়াতে পারছি এমন সব জায়গায় যেখানে কিন্তু আপনার পছন্দ এবং মানুষজন কিন্তু টাকা খরচ করে সেখানে ঘুরতে যায় এবং সেটা আপনি যখন প্রফেশন হিসেবে নিয়ে প্রতিদিন দেখা গেল ২-১ দিন পর, পরই বিভিন্ন সুন্দর, সুন্দর জায়গায় আপনি ঘুরতে যেতে পারছেন। প্রকৃতি উপভোগ করতে পারছেন। এবং আপনার ভালো লাগার যেই হয় না যে কাজকে কখনো তখনই কাজ মনে হবে না। আর যখন সেটা আপনার পছন্দ হবে। তো এবং আমি এটাও শুনেছি যে লোকে বলে যে আম প্যাশন কে যদি আসলে কাজ হিসেবে পাওয়া যায় সেটা কিন্তু কাজ মনে হবে না।
হু, হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হু, হুম। হ্যাঁ, সেটি একদম শখ এবং এটি কিন্তু বেশ ভালো লাগার কিন্তু প্লাটফর্ম হ্যাঁ? তো আমারও সেক্ষেত্রে মনে হয়েছে যদি আমি এ একজন দক্ষ এবং বেশ আদর্শবান একজন টুরিস্ট গাইড হতে পারতাম বেশ কিন্তু মন্দ হত না। কারণ একই সঙ্গে কিন্তু ওই যে একটা কথা বলে না যে রথ দেখা হয় এবং কলা বেচা। ঠিক আছে? তো আমি এ্যা আমার প্রফেশন টাও ঠিক রাখতে পারবো? এবং একই সঙ্গে যে বেড়ানোর যে আমার নেশা রয়েছে ছোটবেলা থেকে সেই কাজটিও কিন্তু আমার বেশ আ সফলভাবে আমি সেটা সম্পন্ন করতে পারব। এই কারণে আমার কাছে মনে হয় যে এই পেশাটিকে <clears throat> আমি কিন্তু বেছে নিতে আ বেশ আগ্রহী এবং আমার মনে হয়েছে যে যতটা চেলেঞ্জ হয়তো নিশ্চয়ই চেলেঞ্জ রয়েছে, প্রত্যেকটি পেশাতে কম বেশি চেলেঞ্জ রয়েছে।
জ্বী। হু, হু। জ্বী। কলা বেচা। <chuckles> আ জী। জ্বি। আ জ্বি, ঠিক। আ জ্বী। হুম। হ্যাঁ, তা তো অবশ্যই রয়েছে।